এটা কিন্তু একটা বেশ ভালো কথা জানতে চেয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক রকম হয় আমার ক্ষেত্রেও একটুখানি ভিন্ন কারণ আ দেখা গিয়ে আমার একটা বেশ ভালো অভ্যাস হয়ে গিয়েছে। আ আমি যদি রাতের দিকে একটুখানি চিন্তাভাবনা করে ঘুমাই যে আমার আসলে সকালে কী, কী কাজ আছে? এটা যদি খানিকটা একটু মাথার ভিতরে আ ঘোরাতে থাকি তখন দেখা যাচ্ছে যে সকালে এমনিতেই আমি আ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, হ্যাঁ। তবে কি হয় উ কখনো, কখনো একটুখানি ব্যতিক্রম ঘটতে পারে সেটা হচ্ছে গিয়ে ধরুন, কখনো এরকম হয় না হয়তোবা একটুখানি আ কোথাও ঘুরতে গিয়েছি বা কোনো একটা কারণে অনিশ্চ মানে আ আকস্মিক কারণ দেখা গিয়েছে যে রুটিনটা বেশ কিছুদিন ধরে ব্রেক হচ্ছে। হয়তোবা শরীর শারীরিক একটা হ্যাঁ, শারীরিক একটা অসুস্থতা থাকতে পারে, হয়তোবা অনেকদিন বেশ ছুটি ছিল। আ সেই ছু ছুটির আমেজ কাটাতে সকালের দিকে একটু বেশি বেলা করে ঘুমিয়েছি। তো তখন কি হয় ওই যে যে স্বাভাবিক যে একটা আসলে প্রতিক্রিয়া থাকে না, প্রক্রিয়া থাকে সেটা খানিক এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, তো তখন এরকম সমস্যাগুলো আসলে হয় যে, আ সকালে ঘুম থেকে উঠতে হয়তোবা কখনো একটুখানি লেট হয়ে যায়। আ তার পূ পূর্ববর্তী রাতে যদি একটুখানি মাথা ব্যথাটা এরকম সমস্যা থাকে তখন একটু সমস্যা হয়। তো এই ব্যাপারগুলোকে আসলে উম আ সবসময় আ আ আগের দিন রাতে আমি এই ব্যাপার সম্পর্কে ভেবে রাখি যে আসলে আমার দিনটা কেমন গিয়েছে, আমি কি সকালে ঘুম থেকে উঠতে পারবো কি পারব না? তো তখন দেখা যাচ্ছে হ্যাঁ, স্মার্টফোনের ব্যবহারটাও করি। আ দেখা যাচ্ছে যে অ্যালার্ম দিয়ে রাখি সেখানে হয়তোবা ২ ৩ রাখি হ্যাঁ।
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। আচ্ছা। জ্বি, জ্বি। এলোমেলো হয়ে গেছে। জ্বি, জ্বি। আচ্ছা। ওইটা নষ্ট হই যায়। হুম। এটা স্বাভাবিক একটা বিষয়। আ জ্বি, জ্বি। সেট করে রাখেন আরকি। উ জ্বি, জ্বি। মানে এগুলোর মধ্যে আসলে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করলেন আরকি যে এলার্ম দিয়ে বা অন্যান্য ক্ষেত্রে হোক আরকি।
এ হ্যাঁ, আরেকটা হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কাজ করি সেটা হচ্ছে গিয়ে আসলে মাকে বলে রাখি। মা হচ্ছে গিয়ে ওই ফোনের থেকেও ভালো এলার্ম। সকালবেলা উঠে ঠিকঠাক সময় আসলে ঘুম থেকে তুলে দেয়।
আচ্ছা। <chuckles> না সেটা ঠিক কিন্তু আসলে পরিবারকে যদি যেসব বিষয় বলা হয় তারা কিন্তু দেখা যায় অনেক তাড়াতাড়ি তুলে দেয়। এবং আপনি যেমনটা বললেন আপনার অভিজ্ঞতা থেকে যে সকালের রুটিন আপনি উম মেনে চলার জন্য সকালে অনেক তাড়াতাড়ি উঠেন। ৬ঃ০০ র দিকে যেমনটা বললেন ৫ঃ০০-৬ঃ০০ র দিকে। এরপরে আপনি একটু হাঁটা চলার চেষ্টা করেন। এরপর আসলে এই যে আ নাস্তা পানি বা এ ফ্রেশ হয়ে এরপর আপনি চেষ্টা করেন যে আসলে অফিসে যেতে এবং বিভিন্ন সময় যেমনটা বললেন, যে ছুটির দিনে কিন্তু ব্যতিক্রম হয়ে যায়। বা আপনি চেষ্টা করেন যে সেটা যেন মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ভিতর থাকে। এবং যারা আসলে এসব রুটিন অনুযায়ী করতে পারে না সেটা বন্ধুবান্ধব বা পরিবার হোক তাদের জন্য আসলে সুন্দর, সুন্দর পরামর্শ দিলেন। এসব বিষয়ে বললেন, আলোচনা অনেকটাই সুন্দর হলো এবং আপনাকেও আসলে অনেক, অনেক ধন্যবাদ।
হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই, অবশ্য।

আচ্ছা। আসলে সকালের এ শুরুটা হয়তো ঘুম থেকে ওঠা দিয়ে। ঘুম থেকে ওঠার জি ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আসলে আমি চেষ্টা করি এটাকে একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন উঠতে। আমি সাধারণত দেখা যাচ্ছে ৫ঃ৩০ থেকে ৬ঃ০০, এর ভিতরে আসলে আমার ঘুমটা ভেঙে যায়। তো এই সময় আসলে ঘুম ভাঙলে, তার পরবর্তী সময়ে আসলে আমি ওই ঘুম ভাঙার সাথে, সাথে, প্রেয়ার করি। আ প্রার্থনা শেষ করে যখন আ বি বিছানা থেকে নিচে আসি, নিচে নেমে তারপরে দেখা যাচ্ছে যে আ হয়তোবা একটুখানি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে এসে তারপরে এ্যা হাঁটতে বের হয়ে যাই। তো হাঁটতে বের হয়ে যাই, আ মোটামুটি প্রতিদিন চেষ্টা করি অন্ততপক্ষে, আ ৪০ মিনিটের মত হাঁটতে, ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার চেষ্টা করি। হেঁটে এসে আবার বাসায় এসে তারপরে দেখা যাচ্ছে যে, আ ফ্রেশ হই, হয়তোবা স্নানটা করে নিই। আ তার পরবর্তী সময়ে আসলে সকালের নাস্তা করা হয়। নাস্তা করার পরে আসলে ওই আ অফিসে যো যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হয়। তারপরে প্রস্তুত হ্যাঁ, হ্যাঁ, প্রস্তুতি শেষে, আ তারপরে হচ্ছে গিয়ে আসলে অফিসে বেরিয়ে পড়ি।
জি, জি। বাহ! আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। বাহ! জি, জি। ফির প্রস্তুতি নেন। আচ্ছা, এটা কিন্তু বেশ আ গোছানো একটা রুটিন। যেমনটা বললেন যে আসলে আপনি আ সকাল থেকে চেষ্টা করেন যে, সকাল ৫ঃ০০টা-৬ঃ০০টার দিকে উঠতে। যদিও আসলে শীতকালে বিষয়টা একটু ভিন্ন। দেখা যায় শীতকালে ৫ঃ০০টা-৬ঃ০০টা মানে ৭ঃ০০টা ৮ঃ০০টায় হয়ে যেতে পারে। আসলে আপনি <chuckles> চেষ্টা করেন।
<chuckles> হুম। <laughs> ৭ঃ০০টা ৮ঃ০০টা হয়ে যেতে পারে। না, না, তবে তাও চেষ্টা করি। স শীতকালের দিকে হ্যাঁ, অত দেরি করি না। এক একটুখানি লেট হতে পারে। যেমন ধরুন আ ৬ঃ০০টার টা ৬:৩০টা হতে পারে। তবে হ্যাঁ, উঠতে কিন্তু বেশ <chuckles> খারাপ লাগে। <chuckles>
জি, জি। এ একটু লেট হতে পারে আর আচ্ছা। আ এটা কিন্তু ঠিক, একদম। কারণ শীতকালে উঠে কিন্তু অনেকটা কষ্ট। বলতে গেলে একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়ায় আরকি। যে নিজের সাথে যুদ্ধ করার বিষয়টা। তবে আপনি যেমনটা বললেন যে আসলে, সুন্দরভাবে যেমনটা হাটা চালার চেষ্টা করেন, ৪০ মিনিট। এরপরে বাসায় এসে আপনি যেমনটা বললেন যে, একটু ফ্রেশ হয়ে তারপর নাস্তা পানি করতে এবং অফিসের জন্য প্রস্তুত হতে। তো অনেকটা সময় তো দেখা যায় বিশেষ করে এই যে, যেসব দিনগুলোতে আপনার কাজকর্ম থাকে না বা বন্ধ যেসব দিন। যেমন ধরেন সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি ছুটি, ঐ দিনগুলোতে তো আসলে যেহেতু সকালে তেমন অফিসে যাওয়ার তাড়া নাই বা কাজের তাড়া নাই, তখন তো একটু সকালের রুটিন এদিক সেদিক হয়ে যায়। তো তখন আসলে আপনি কিভাবে বিষয়টা রাখেন?
হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছেন। হ্যাঁ। হ্যাঁ। <chuckles>